কী ধরনের আবেগ প্রকাশ করা সম্ভব হ বলে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এই কারণে মনে হয় না যে আমার মতো অপটু বা অনভিজ্ঞ অনেকেই আছেন, তাহর তারা উ ঠিকমতো বুঝতে পারবে না আর তারপরে বুঝতে পারলেও যখন একটা আমার জিনিস খুব জানতে ইচ্ছে করে আমি লিখি মাঝে, মাঝে কমেন্টে যখন সুযোগ অ একটা বিষয় দেখে অ্যা যে খুব ভালোও লাগছে। আবার একটু ব্যাখ্যা করতে ইচ্ছে করছে যে হাসিও পাচ্ছে এই জায়গায় অমুক জায়গাটা। ২ টো রিঅ্যাক্ট যদি একসঙ্গে দেওয়ার ব্যবস্থা থাকত খুব ভালো হত।।
উহু। নিশ্চয়ই আছে। জি। জি, বুঝতে পারছি হ্যাঁ, হ্যাঁ। জি। বেশ চমৎকার! আচ্ছা, আচ্ছা না, না এরকম তো হয়ই। ওই একাধিক একাধিক অ্যা ইমোজির ব্যবহারও তো অনেকে কেউ করে যে ১ম এ শুনলাম, তারপর হ অবাক হলাম, তারপরে হাসলাম। এরকম কয়েকটা পরপর কি সাজানো যেতে পারে?
আচ্ছা, আচ্ছা, আচ্ছা ও আচ্ছা আমি এই ইয়েতে খুব খুব বেশি এক্সপার্ট নই। আ কমন কয়েকটা যেমন কেয়ার, লাভ আ তারপরে ওইযে হাগ-টাক দিয়া যেগুলো দেখতে পাই। একবার আমার এক আত্মীয় আমার পোস্টে ওইযে যেটা আপনি বলছিলেন, যে উ হাসি দিয়ে বোধহয় একটু আদর দেওয়া কোনো ইমোজি আছে। হ্যাঁ? তো আমি তাকে তার কাছে অ্যা আমি তখন থেকে জানি যে ওটা হচ্ছে একটা চুমুক দিচ্ছে, আদর করছে আরকি। ছোটদের তো আমার স আমার মানে আমার খালা। তো আমি বললাম যে, "খালা আপ আমাকে এত সুন্দর দেখাচ্ছে আর আপনি ভেঙচি কাটলেন?" কমেন্টে বললেন, "কিরে পাগল ভেঙচি না ওটা আদর।" <chuckles> তখন বলল যে, "শুধু লেখাপড়ার সাথে ভা বড় পদে থাকলেই তো হবে না। আধুনিক যুগে এসবের ব্যবহার করতে হব"।
আচ্ছা, আচ্ছা। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা অ থাকতে পারে হ্যাঁ, হ্যাঁ ওটা হতে পারে হুম। বেশ চমৎকার হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।। <chuckles> হ্যাঁ, দুনিয়া দাঁড়িয়েও তো জানতে হবে। সবখানে একটু ঢুঁ মারতে হবে <chuckles> হ্যাঁ, না, না এটা ভালো। না আ আ হাসি ইমোজির মধ্যে অনেকগুলো ইমোজই আছে আ আপনি নিশ্চয়ই খেয়াল করবেন সেগুলো। আ তবে এটাও একটা মানদণ্ড যে আপনি যেটা করছেন সেটার মধ্যে আবার আ কিরকম কে রিঅ্যাক্ট করছে। তবে আপনাকে আরেকটু জানতে ইচ্ছা করছে আ যে অনেক সময় তো আপনার অনেক প্রিয়জন রয়েছে যাকে মুখামুখি সামনাসামনি কি কোনোরকম রিঅ্যাক্ট করা সম্ভব হয় না যেটা হচ্ছে অনলাইন প্লাটফর্ম গুলোতে সম্ভব হয়। এটা কি আপনি ভালোভাবে দেখেন কিনা? যে হয়তো সরাসরি তার সামনে হাসতে পারছেন না কিংবা অট্টহাসি হাসতে পারতেছেন না কিংবা ব্যঙ্গাত্মক কোনো কিছু করতে পারছেন না। কিন্তু সেটা অনলাইন প্লাটফর্ম এ ইমোজি দ্বারা করা সম্ভব। এটিকে কীভাবে দেখবেন?
তো সেটাই হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম।